টা এই যে কাজকর্মের ভেতরে ব্যস্ততার ভেতরে আপনি এই যে work life এর ভেতরে আপনার balance টা কিভাবে আপনি ধরে রাখেন?
দেখুন, কাহিনী হচ্ছে যে এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। মানে আমার ক্ষেত্রে যেটা হয় যে, আমি কাজের time টাকে hard limit করে রাখি। যদিও বা আমি যে field এ আছি এখানে hard limit কমাটাটা বেশ মুশকিল একটা কাজ। বিশেষ করে দেখা যায় কি যে আমার client গুলা সবসময় রাতের দিকে আসে, ভোর ৪:০০ টের দিকে। এবার আমি যদি ওই ভোর ৪:০০ টে পর্যন্ত জেগে না থাকি তাইলে অধিকাংশ সময় আসলে client কে reply করতে পারি না এবং client কে reply করতে না পারা মানে হচ্ছে আপনার project টা হাত থেকে চলে যাওয়া। <smacks lips> তো, এদিক থেকে আসলে balance করাটা আমার জন্যে বেশ মুশকিল একটা কাজ। তবে আমি কিছু সাধারণ নিয়ম follow করি এবং life এ আ কিছু অ নিজের মতন করে rule তৈরি করে রাগছি। যেটা মেনে চললেই দেখা যায় যে অধিকাংশ সময় balance টা হয়ে যায় আরকি।
হু, হু। ও। আচ্ছা, আচ্ছা। তো আপনি আসলে বেশ আ একটা, ভালো একটা ভারসাম্য বজায় রাখার চেষ্টা করেন, এবং এই যে কাজের চাপে যে একটা নিজেদের মানে একটা ব্যক্তিগত সময় যে থাকে, যে হ্যাঁ? পরিবারকে সময় দেয়া হচ্ছে ঠিক আছে তবে নিজেরও তো একটা ব্যক্তিগত সময়ের একটা প্রয়োজন থাকে। তো এটার মধ্যে মানে এই যে balance করার মধ্যে আপনার ব্যক্তিগত সময়টা আপনি কখন বের করেন?
উ হুম। হুম। Right। সত্যি কথা বলতে আমার জন্যে রাখা ব্যক্তিগত সময়টুকু হচ্ছে ঘুমোনোর সময়। মানে, <smacks lips> আ চেষ্টা করি যে প্রতিটা দিন ৮ ঘণ্টা ঘুমোনোর জন্য, যেটা আসলে প্রত্যেকদিন হয়ে ওঠে না। তো ওইযে যে ৮ ঘণ্টাটা <smacks lips> ওটা আমার নিজের স্বাস্থ্যের দিকে নজর রেখেই করা হয়। তাছাড়া চেষ্টা করতেছি আগামী মাস থেকে কিছুটা exercise-এ, আ মধ্যে ঢুকে যাওয়ার যাতে করে অন্তত মানে নিজের জন্যে দেওয়া সময়টা একটু বাড়ানো যায়, এবং স্বাস্থ্যের দিকটা একটু বেশি খেয়াল রাখা যায়। বিশেষ করে যখন আপনি আবার পেশায় থাকবেন তখন সবচাইতে বড় সমস্যা হচ্ছে যে উ আসলে chair থেকে ওঠা আপনার পক্ষে বেশ মুশকিল একটা কাজ। কারণ দিনে ১৮ ঘণ্টা কাজ করার পরেও মনে হবে যে আসলে কাজটা তো এখনও অনেকটা বাকি, আরেকটু করে যাই। তো এই ক্ষেত্রে আসলে আ ধীরে, ধীরে যতটা সম্ভব কাজের পরিমাণটাকে limit-এ এনে এবং, আ নির্দিষ্ট একটা routine করে সময়টাকে ভাগ করার চেষ্টা করতেছি এখনো আরকি।
হুম। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। হুম। আচ্ছা, আচ্ছা। তো আপনার যে ক আ আপনি যে একটা স মানে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তো এর মাঝে কি আপনার কখনো এমন হয়নি? যে কাজের জন্য হয়তো একটু রাতটা বেশি জ রাতটা জেগে বেশি কাজ করা লেগেছে? তো এর ফলে যে একটা সময়সূচী যে আপনি বানানোর চেষ্টা কর করেছেন, তো এটার ভেতরে একটা ব্যাঘাত ঘটে যায় না?
হুম, হুম। সে তো অবশ্যই। মানে <smacks lips> সত্যি কথা বলতে, আমার রাতটাই কাজের সময়। আমি রাতের বেলা ঘুমোই খুবই কম, খুবই rare আমার পক্ষে এটা। <smacks lips> অধিকাংশ সময় দেখা যায় যে আমি আ রাতভর কাজ করে সকালের দিকে ৬ টা কি ৭ টার দিকে ঘুমোতে যাই। এখন আ যেদিন রাতের বেলা ঘুমাই সেদিন দেখা যায় যে হায় হয় হাতে কোন কাজ থাকে না বা হচ্ছে অধিকাংশ সময় দেখা যায় যে, আ কোন একটা সমস্যা চলতেছে। কিছু একটা outage চলতেছে। হয় বিদ্যুৎ নেই না হলে internet-এর সমস্যা বা হচ্ছে বড় কোন outage যেখানে platform-টা down আছে। এটা ছাড়া আসলে আ যে কাজের যে কাজটা আসলে করি freelance job, এটা কখনোই আসলে থেমে থাকে না। তবে দিনের বেলায় দেখা যায় যে ২-১ দিন <clears throat> এও একটু বেশি সময় নিজেকে দেওয়া যায়। তখন ঘুম, খাওয়া-দাওয়া, একটু ঘোরাফেরা বা হচ্ছে পরিবারের সাথে সময় কাটানো এটা হয়ে ওঠে আরকি।
Right। আচ্ছা, আচ্ছা। ও। হু, হুম। আচ্ছা, আচ্ছা। হুম। তো এই যে রাতের বেলা যে আপনি জেগে কাজ করছেন, এবং আপনি তো বলতে গেলে সকালবেলা আসলে ঘুমাতে যাচ্ছেন ঠিক না? তো এই সময়টাতে আপনি যে সকালবেলা ঘুমাতে যাচ্ছেন, তো আসলে আ বাংলাদেশের প্রেক্ষাপটে তো দেখা যায় যে দিনের বেলা আসলে সব আ গুরুত্বপূর্ণ কাজের কর্মস্থলগুলো আসলে খোলা থাকে, যেমন কি bank বা হচ্ছে গিয়ে সরকারি যেসব আ অধিদপ্তরগুলো আছে। তো এগুলো আপনি কিভাবে আসলে manage করেন? কারণ দেখা যাচ্ছে যে আপনি হয়তো ঘুমিয়ে গেলে আপনার তো উ আ জেগে উঠতে একটা proper ঘুমের পর দুপুর হয়ে যায়। ঠিক না?
হুম, হুম। Right। হুম। Right হুম। আ হুম। মানে এইযে যে সমস্যাটা এটা আমি অনেকবার নিজের চোখে face করেছি নিজে আ যতবার, বিশেষ করে আ bank-এর যে ব্যাপারটা বললেন এটা আমার সাথে প্রায়ই হয় যে অ bank-এ আগে আরকি, এখন যদিও বা bank-এর সাথে লেনদেনটা খুবই কম। কিন্তু bank-এ যখন একসময় লেনদেন করতাম তখন নিয়মিত অ মাসে অন্তত ২ বার আমার bank-এ যাওয়া লেওয়া লাগত। একবার হচ্ছে আপনার আ কাগজপত্র ঠিক রাখার জন্যে, আরেকবার হচ্ছে টাকা পয়সার হিসাব রাখার জন্যে, টাকা পয়সা উঠানোর জন্যে বা বেতন বা যা-টা আছে আরকি। কিন্তু এখন আমি চেষ্টা করি যে bank-এ যতটা কম যাওয়া লাগে ততটাই ভালো। চেষ্টা করি mobile banking-এর মাধ্যমে বেশিরভাগ কাজগুলো সম্পন্ন করতে। আর যদি তাও না হয়, সেক্ষেত্রে দেখা যায় যে আমার পরিবারের লোক যদি কেউ কখনো কেউ bank-এ যায়, আমি হয়তোবা যদি টাকা উঠানোর দরকার হয়, একটা cheque লিখে রাখি বা হচ্ছে bank-এর কোন একজনকে বলে রাখি, যে আ আমার এই কাগজটা দরকার। আপনি একটু কষ্ট করে পাঠায়ে দেন। আমি আ authorize করতেছি এখান থেকে। <smacks lips> তো এইভাবেই মূলত আসলে bank-এর কাজটা অন্তত সামলানোর চেষ্টা করি। হয়তোবা কাউকে দিয়ে, না হয় দেখা যায় যে যদি একেবারেই হচ্ছে না bank-এ না গেলে, তখন খুব কষ্ট করে হলেও যেতে হয়। আগের রাতে একটু দ্রুত ঘুমাতে হয় বা আ আগে রাতে না ঘুমিয়ে সারাদিনটা জেগে তারপর দেখা যায় যে আ বিকেলের দিকে ২-৩ টের দিকে ঘুমাইতে যেতে হয়। মানে আ এটা আমার field-এর একটা negative দিক। এটা থেকে আসলে বাঁচার তেমন কোন উপায় নাই।
হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম। Right। হুম। আচ্ছা, আচ্ছা হুম, হুম। আচ্ছা। হুম, হুম। জি, জি। হু, হুম। তাই তো। কারণ দেখা যাচ্ছে যে আসলে যতই আ অনলাইন এ কাজ করা হচ্ছে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনার হচ্ছে ক্লায়েন্টদের সাথে কানেক্ট হতে হলেও তো আপনার ওই তাদের সময় অনুযায়ী আসলে কাজটা করা লাগছে। তো এতে এই যে আপনার যে ব্যক্তিগত জীবনের যে যে ব্যাংক এর কাজটাও যেরকম গুরুত্বপূর্ণ এর পাশাপাশি তো দেখা যায় যে আ অনেক বিষয়গুলোই আছে যেটা আসলে বাংলাদেশে আ বিকেলের পর বা দুপুরের পর আসলে সেই কাজগুলো করা যায় না। হ্যাঁ? তো এগুলো আপনি কি মেইনটেইন করতে কি কখনো আলাদাভাবে এরকম আ কাজ থেকে বিরতি নিয়েছেন? নাকি হচ্ছে গিয়ে যে, আ বাহিরের দেশে যেভাবে মানে যেই দেশের সাথে আপনি কাজ করেন সেই দেশের হলিডে অনুযায়ী আপনি কাজটা সারার চেষ্টা করেছেন?
রাইট, রাইট। হুম। সম্ভব না, হুম। <clears throat> হুম। আসলে ওভাবে কখনো করিনি। আমি সবসময় চেষ্টা করি কি যে, আ ধরেন ইউনিভার্সিটিতে আমার কোন একটা কাগজ সাবমিট করতে হবে বা আ ফর্ম ফিল-আপ করতে হবে বা হচ্ছে আপনার টাকা জমা দিতে হবে। সেই ক্ষেত্রে আমি আ দি ওই দিন চেষ্টা করি রাতের বেলা একটু কম কাজ করার জন্য। কিন্তু আ যদি কাজের চাপ থাকে সেদিন আর হয়ে ওঠে না। তো সকালবেলা ঘুমাইতে না গিয়ে আমি সকালবেলা ফ্রেশ টেশ হয়ে যতটা ভোরে পারা যায় আর কি। ১০ টার আগে তো এইসব অফিস খুব খোলে না। তো ওই সময়টায় আমি বা ব্যা আ কলেজে যাই বা ওইসব কাজের জন্যে যাই। গিয়ে কাজটা সেরে যত জলদি আসতে পারি অর্থাৎ ২ টোর মধ্যে কাজ হয়ে যায় বেশিরভাগ সময়। তো ওই সময় এসে ঘুমানোর চেষ্টা করি ফ্রেশ হই বা হচ্ছে, আ যদি দেখা যায় যে ঘুম আসতেছে না তখন অন্যান্য কাজে একটু মনোযোগ দেই আরকি।
হু, হু। রাইট, রাইট। হুম। আচ্ছা। হু, হু। হু। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। তা তো বেশ ভালোই। তো এই যে আপনি যে অনলাইনে কাজটা করেন, তো দেখা যায় যে আপনার যদি কোন সময় মানে ফ্রি টাইম দরকার পড়ে যায় বা কোন সময় এমারজেন্সি পড়ে যায়, হ্যাঁ? তো তখন কি আপনার এরকম আ কোন একটা <clears throat> মানে বাধ্যকতা থাকে যে আপনার আসলে সেই কাজগুলো করেই যেতে হবে নাকি আপনার একটু ফ্লেক্সিবিলিটী আছে যে আপনি নিজের সময় অনুযায়ী বা যখন দরকার তখন আপনি আপনার একটা আ ব্রেক নিতে পারবেন কাজ থেকে?
হুম, হুম। ফ্লেক্সিবিলিটি অবশ্যই আছে, কিন্তু ফ্লেক্সিবিলিটি তখনই কাজ করে যখন আসলে হাতে খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকে। অধিকাংশ সময় দেখা যায় কি খুবই হার্ড একটা টাইম লিমিট এর মধ্য দিয়ে আমার যেতে হয়। আ দেখা যায় যে, ১০ দিনের মধ্যে একটা প্রজেক্ট কমপ্লিট করতে হবে বা ৫ দিনের মধ্যে একটা প্রজেক্ট কমপ্লিট করতে হবে। এটা সম্পূর্ণ ক্লায়েন্ট এর ডিমান্ড অনুযায়ী করা লাগে। যদিও আমার নিজের একটা হার্ড লিমিট আছে সেটা অনুযায়ী চলার চেষ্টা করি, হাতে ২ ১টা দিন সময় রাখি। কিন্তু যখন আসলে কাজটা ওই অল্প সময়ের মধ্যেই করতে হবে আর কোন উপায় নেই, তখন অ আসলে কোনভাবে যেভাবেই হোক আরকি তখন বের হওয়ার তেমন একটা উপায় থাকে না। কিন্তু অ যখন কাজটার জন্যে আমি বাড়তি সময় পাই হাতে চেষ্টা করি যে যতটুকু বাড়তি সময় মানে যত দ্রুত সম্ভব কাজটা শেষ করে যখন আসলে টায়ার্ড লাগতেছে বা ই করতেছে তখন একটা ব্রেক নেই। ১ দিনের ব্রেক নেই, ২ দিনের ব্রেক নেই। এখানে যাই সেখানে যাই একটু ঘোরাফেরা করি যাতে মনমানসিকতাটা ভালো হয় এবং কাজে আরেকটু মনোযোগ ওঠে।
হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম। রাইট। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। উ হু, তা তো আসলে বেশ চমৎকার একটা আপনি আসলে প্রতিক্রিয়া বলা যায় যে ব্যবহার করে থাকেন এই বিষয়টাতে। তো এই যে কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময়ই থাকে যে ঘরে বসে যেহেতু আপনার কাজ করা লাগছে, হ্যাঁ? তো তখন তো আ অনেক সময় থাকে যে পরিবারের মানুষজন আ হয়তোবা হুট করে একটা অ্যা কাজের মাঝে চলে আসলো। কারণ আপনি যেহেতু ঘরে বসেই করছেন, আপনার তো ওয়ার্ক প্লেসটা ঘরেই। তো দেখা যাচ্ছে যে, অ্যা কেউ এরকম আ হয়তো কোন একটা কাজের জন্য আসলো বা আ বাচ্চা-কাচ্চা থাকলে কোন একটা ডিস্টারবেন্স তৈরি হলো বাড়িতে। তো ওই সময়টাতে আপনি মানে কিভাবে এই বিষয়টা হ্যান্ডেল করেন বা তাদেরকে কি আগে থেকে কোন কিছু এরকম জানিয়ে রাখেন যে আপনি এরকম কাজে বসছেন বা কিছু?
উ হুম। উ হুম। উম, হুম। আ আমি আসলে একজন video editor আমার জন্যে শব্দ বা হচ্ছে বাইরের আওয়াজ তেমন একটা সমস্যা করে না। তবে <smacks lips> দেখা যায় যে যদি কোনরকম emergency হয় বা হচ্ছে কোনো রকম শব্দ করে, তখন উঠে গিয়ে তাদের সাথে কথা বলা তেমন একটা সমস্যার কিছু না। যখন তখন আসলে কাজের মাঝখানে উঠে গেলে একটু মনোযোগটা সরে যেতে পারে কিছু সময়ের জন্যে। কিন্তু তেমন আ বড় আহামরি কোনো সমস্যা হয় না। অধিকাংশ সময়ই স সমস্যার সমাধান খুব জলদিই করা যায়। তবে আ একটা সমস্যা দেখা দেয় যে অধিক পরিমাণ যদি distraction হয়, দেখা যায় যে আশে-পাশ থেকে প্রচুর পরিমাণ চিল্লা-পিল্লা চলতেছে বা হচ্ছে কেউ খুব জোরে কথা বলতেছে বা কেউ খুব বাজে ধরনের শব্দ করতেছে তখন আসলে মনোযোগটা ধরে রাখতে একটু কষ্ট হয়। এটাই আরকি সবচাইতে বড় সমস্যা তাছাড়া তেমন একটা সমস্যা আমি দেখি না আরকি।
আচ্ছা। হু, হু। হু, হু। আচ্ছা, আচ্ছা। উম Right। বুঝতে পেরেছি। তবে আপনার সাথে কি মানে এমন কি কখনো হয়েছে? কারণ আপনি যেহেতু ঘরে বসে কাজ করছেন তো অনেক সময় দেখা যেতে পারে যে, পরিবারের মানুষজন আ একটু মানে আ মানে অভিযোগ জানান যে, কারণ ঘরে বসে কাজ করলে একটা জিনিস দেখা যায় সচরাচর ভাবেই যে উ আ কাজটা একটু বেশিই করা হয়ে যাচ্ছে, বা সময়টা যেহেতু flexible থাকে তো দেখা যায় যে আ মানে মন মতো অনেক সময় কাজে বসছেন আপনি। তো এমন কি কোনো সময় অভিযোগ আ এসেছে যে আপনি আসলে বেশি কাজ করে ফেলছেন এবং সময়টা তাদেরকে কম দিচ্ছেন?
উহু। হুম। Right। বহুবার, ই ইভেন প্রতিদিন বলতে পারেন। দেখা যায় যে, মা যখন বাড়িতে ফেরে, আ যখন কাজ-টাজ সেরে বাড়িতে ফেরে, তখন দেখে যে আমি কাজ করতেছি। বাড়ি থেকে যখন বের হয় তখনও দেখে কাজ করতেছি। তারপর, মানে মোটামুটি আমি সবসময়ই কাজের মধ্য দিয়েই থাকি তার সামনে। তো অধিকাংশ সময় সে বলে, "কিরে তুই এতক্ষণ ধরে কি করতেছিস? এখন একটা ব্রেক নে, একটু বের হ, একটু হাঁটাহাঁটি কর, বন্ধুদের সাথে দেখা কর। এইসব কথা প্রতিদিনই চলে।" তাছাড়া আরেকটা ব্যাপার হচ্ছে কি? যে, আ বাড়িতে সংসারেও তো অনেক কাজ থাকে। দেখা যায় যে, এটা সেটা আনা বাজার থেকে, বাজার করা বা হচ্ছে আ ঘরের বা আশেপাশের খেয়াল রাখা, একটু উ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এগুলোও তো একটা দায়িত্বের মধ্যেই পড়ে, তাই না? কিন্তু, আসলে এই কাজের খাতিরে ওই সময়টা দেওয়া আমার পক্ষে খুব বেশি সম্ভব হয় না। তো তখন আসলে অনেক অভিযোগ থাকে যে, কেন এটা করিস নি, কেন ওটা করিস নি? এটা তোকে করতে বললাম, কেন এটা করলি না? তো, এইটা একটা সমস্যা। তবে, অ্যা একটা ব্যাপার হচ্ছে কি যে আ তেমন আহামরি কাজ না পড়ায়, তেমন একটা সমস্যার কিছু হয় না। কিন্তু, আসলে অ অভিযোগটা তো আর কখনো কমে না।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। আ হুম। রাইট, রাইট। হুম, হুম। রাইট। অবশ্যই, অবশ্যই। হুম। আচ্ছা, আচ্ছা। হুম। রাইট, রাইট। <chuckles> তা তো অবশ্যই ঠিক। যে আসলে আ অনেক কিছুই করা যায়, একটা মানুষের পক্ষে সম্ভব হয়ে দাঁড়ায়, আপনার পক্ষেও যেভাবে। এগুলো দেখা যায় যে, অভিযোগ আসলে আসতে থাকলে তখন আপনি এই যে আপনার আ মানসিক যে একটা মানে শান্তি বা হচ্ছে গিয়ে একটা ভারসাম্য, সেটা আপনি কিভাবে বজায় রাখেন?
মানসিক শান্তি আর ভারসাম্য আসলে <smacks lips> আ এই ২টা জিনিস না <clears throat> <smacks lips> আম আমার মানসিক যে প্রস্তুতি সেটার জন্যই বলতে পারেন যে সবসময় বজায় থাকে। আমি যখন এই কাজে ঢুকি, তখন আমার এ সম্পর্কে ধারণা ছিল যে আসলে এই কাজে ঢুকলে আমি স্বাধীনতা পাব নিজের মতন কাজ করার। কিন্তু নিজের মতন চলার স্বাধীনতা কখনোই পাব না। কারণ ক্লায়েন্ট যখন আসবে, ক্লায়েন্ট যখন বলবে তখনই আমার কাজ করতে হবে। না হলে অ্যা আসলে এই মার্কেটে টিকে থাকতে আমি পারব না। তো আমি আসলে ওই একদিকটাকে বিবেচনা করি যে একদিকটাকে ছেড়ে দিয়ে আরেক দিকটাকে একটু প্রায়োরিটি দিয়ে নিজেকে আসলে একদিক দিয়ে শান্তি দেই, আরেক দিক দিয়ে একটু কষ্টের মধ্যে রাখি আরকি। কোনভাবে তো আসলে জীবনটাকে মেইন্টেইন করতে হবে, না? না হলে তো দেখা যাবে যে একূল ও যাবে ওকূল ও যাবে। <smacks lips> দরকার কি? যেভাবে আসলে পুরাটা মেন্টেইন করা যায় এবং আ সব দিক সমানভাবে নজর রাখা যায় সেইটাই চেষ্টা করছে আরকি।
হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। <chuckles> হুম। একদম। হুম, হুম। <chuckles> তো বেশ ভালো। আসলে আপনি যে এই যে, চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন যে হ্যাঁ, আ সব দিক থেকেই একটা ভারসাম্য বজায় রাখতে এবং আপনার অ্যা নিজের মানসিক অ্যা শান্তিটাও আপনি একটু খেয়াল রাখছেন এই প্রতিক্রিয়ার ভেতরে। এটা আসলে খুবই আ বলা যায় যে, মানে সুন্দর একটা প্রতিক্রিয়া আপনি ব্যবহার করছেন এবং এই যে একটা বিষয় যেটা আমি আসলে আপনার কাছে জানতে চাই। অ্যা সেটা হচ্ছে গিয়ে যে, সবসময় মানে আপনি জি যদি কাউকে আ নিজের মতো করে একটা যদি আ এডভাইস দেন যে হচ্ছে গিয়ে সবসময় একটা কাজের চাপে থাকে বা ক্লান্ত থাকে, হ্যাঁ? এবং সে ওয়ার্ক লাইফ ব্যালেন্স টা ঠিকমতো রাখতে পারছে না, তো তাকে আপনি কি এডভাইস টা দিবেন?
হুম। হুম, হুম। ও তার জন্য সবচাইতে বড় এডভাইস হচ্ছে আপনার কতটুকু প্রয়োজন আপনি একটু কষ্ট করে দেখুন। আ এইটা যদি সে বুঝতে পারে যে তার কতটুকু প্রয়োজন অর্থাৎ অর্থ, অর্থই তো আসলে সব কিছুর মূল, তাই না? এখন অর্থের পিছনে ছুটে দেখা যায় যে অধিক সময় যদি ওটার পিছনে ব্যয় করেন তাহলে অর্থ পাবেন ঠিকই কিন্তু বাকি সবকিছু কিন্তু জীবন থেকে হারিয়ে যাবে। তাই ১ম কাজ হচ্ছে আপনার কতটুকু দরকার দেখুন। প্রয়োজন মিটছে? হ্যাঁ। উন্নতি হচ্ছে? হ্যাঁ। তাহলে আপনি অতটুকুই করুন তার বেশি দরকার নেই।
আচ্ছা। জি, জি। হুম, হুম। বাহ! খুবই সুন্দরভাবে আসলে আপনি বললেন এই বিষয়টা। খুবই চমৎকার একটা এডভাইস দিলেন এবং আপনি যেভাবে আসলে আপনার ওয়ার্ক লাইফ ব্যালেন্স টা আপনি বজায় রাখেন সেটা শুনে আমার খুবই ভালো লাগলো। আশা করি আবারও কোনো এক সময় কথা হবে। আপনি ভালো থাকবেন।
আপনিও ভালো থাকুন। বিশেষ করে আপনি এই যে প্রশ্নটা করলেন যে, ওয়ার্ক লাইফ এর ব্যালেন্স এর বুদ্ধিটা কিভাবে দেওয়া যায় এটা বেশ ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন।
জি, জি। জি।